জি, জি, একদম ঠিক বলেছেন। প্রকৃতি ভালো খারাপ যেভাবে থাকবে আমাদের দিনগুলো সেভাবে ভালো বা খারাপ কাটে। আমারও ওইটা মনে হয়। <chuckles>
উহু, হুম, হুম, হুম, উ হুম, হুম, হুম, সেটাই, সেটাই, সেটাই। আসলে দেখেন এই যে প্রকৃতি দূষণ হচ্ছে বিশেষ করে যে বায়ু দূষণের কথা যদি আমি আপনার সাথে বলি। ঢাকা শহরে যেভাবে বায়ু দূষণ হচ্ছে ভাই, মানে সারা মানে দেখেন মানে যতগুলা উ গাড়ি আছে, সবগুলাই কিন্তু কালো ধোঁয়া ছড়াচ্ছে। বেশিরভাগ যদি আপনি দেখতে চান ভাই মানে ঢাকা শহরে যে লোকাল বাস ভাই মানে যেগুলার কোনো হচ্ছে আপনার চলার কোন অধিকার নাই। আমার যেটা মনে হয় আরকি। মানে রাস্তায়। সেই বাসগুলা কিন্তু নির্বিচারে মানে বাড়ছেই। আর যে বায়ুদূষণ ভাই, মানে সেটা তো ওই বাসের কালো ধোঁয়ায় বাড়ছে বেশি। তাই না?
হু, হু। জি। অবশ্যই, হ্যাঁ। হু, হু। জি, একদম ঠিক বলেছেন। আসলে এই যে বায়ু দূষণটাই কিন্তু আমাদের আ স্বাস্থ্যকে খুব কিন্তু মানে খারাপ করে দি দিনকে ভাই মানে বায়ু দূষণের কথা বললেন।
জি, জি, জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, মেট হ্যাঁ, হ্যাঁ। নে আমার ভাই আমার নিজেরই ২ টা মানে ভাগিনা-ভাগ্নি ওদের ২ জনেরই ভাই শ্বাসকষ্টের সমস্যা। এই যে ওরা ছোটবেলা থেকেই ঢাকায় থাকে। এই যে ভাই মানে ঢাকার পরিবেশে বড় হওয়া বাচ্চাগুলা ছোট থেকেই যে মানে আপনার স্বাস্থ্যের যে অবস্থা ওদের মানে স মানে বেশিরভাগ কিন্তু শ্বাসকষ্ট রোগে ভুগছে। তাই না?
জি। হু, হু, হু। জি, জি। জি, একদম ঠিক বলেছেন। তো এই ধরনের দেখছি যে আসলে বায়ু দূষণটা বাড়ছে এবং এইযে যাদের শ্বাসকষ্ট ছিল না বা অ্যালার্জি জনিত সমস্যা ছিল না তাদেরও এই ধরনের সমস্যা বাড়ছে।
হু, হু। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো সেক্ষেত্রে আমি বলব যে এই যে দেখুন, প্রচুর পরিমাণে প্লাস্টিক পোড়ানো বা কলকারখানার যে ধোঁয়া গুলো আর বিশেষ করে শহরে এত পরিমাণ যে যানবাহন হয়েছে এবং এগুলো থেকে যে আ আপনার যে কালো ধোঁয়া গুলো আ বের হচ্ছে এগুলোই আসলে মূলত এই যে বায়ুকে খুব পুপ প বেশি পরিমাণে দূষিত করছে। আর সবথেকে বড় কথা বললে বলবো যে দেখুন যে আগে কিন্তু আমাদের চারপাশে অনেক বন-জঙ্গল গাছপালা ছিল সেগুলোকে কেটে ফেলা হচ্ছে। আমরা কিন্তু জানি যে গাছপালা কিন্তু বাতাসকে বিশুদ্ধ করে। তার মানে আপনার খারাপ বাতাসটাকে নিয়ে আবাস আপনার শুদ্ধ বাতাস আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দেয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই। হু, হু। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। মানে খারাপ বলতে ভাই কার্বন ডাইঅক্সাইডই তো ভাই। ধরেন, ইটের ভাটা দেখে কি উৎ মানে কি হয়? মানে ইটের ভাঁটা যে কালো ধোঁয়া সেটা তো কার্বন ডাইঅক্সাইডই না?
জি, জি। জি, জি।

আ আরেকটা বিষয়, আ সেটা হচ্ছে, ভাই, দেখেন আমরা তো অনেক আলোচনাই করলাম যে, বায়ুদূষণের কারণ বা বায়ুদূষণ কেন হচ্ছে? বিষয়গুলো ঠিক আছে ভাই, ঠিকঠাক যে, আমরা এই যে, পয়েন্ট গুলো আমি আর আপনি যাই বলেছি, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে, সবগুলো লজিক্যাল পয়েন্ট। তো আরেকটা বিষয় ভাই, মানে যদি আমরা ক্ষতিকর দিকের কথা বলতে পারি ভাই, ক্ষতিকর দিকে মানে, ম্য মানে লাইক কোন ভালো দিকই নাই। মেইন কথা হচ্ছে, মানে ক্ষতিকর দিক ভালো দিকই নাই। হ্যাঁ, জি, জি। ভাই, এখন দেখেন, মানে বিশেষভাবে যদি আমি বলি যে, বিশেষ ক্ষতিকর দিক কোনটা, আ সেটা হচ্ছে ভাই, শিশু আর বড়দের ক্ষেত্রে যে প্রভাব ফেলছে। যেটা আমি বললাম ভাই। আমার ছোট, ছোট যে ভাগিনা ভাগ্নে; যাদের মানে বয়স, এখনো মানে লাইক, লাইক, এখনো ওরা বাচ্চা ভাই। মানে ওদের যে, যে বায়ু দূষণের কারণে বা আমাদের আ করা দূষণের কারণে যে, ওদেরকে ভুগতে হচ্ছে ভাই। লাইক ওদের শ্বাসকষ্ট হচ্ছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জি হচ্ছে বডিতে। এই যে বিষয়গুলা ভাই, এগুলা কিন্তু মানে বয়স্ক ক্ষেত্রেও দেখা যায়। লাইক ওনাদের ইমিউনিটি সিস্টেম তো আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়। উনারাও কিন্তু আসলে ওই শ্বাসকষ্ট বলেন। তারপরে আপনার এই আ এলার্জির সমস্যা বলেন। সেটাই কিন্তু আমি যদি, আমার ক্ষেত্রেও বলি ভাই, মানে লাইক আমি তো বয়সও না, বৃদ্ধও না। আমি কিন্তু একজন মধ মানে লাইক, আ ইয়ং বলা যায়। ইয়ং জেনারেশন এর তো, কিন্তু আমার ক্ষেত্রেও ভাই, আমিও কিন্তু সেটা ফিল করি। লাইক আমার কিন্তু বাইরে থেকে যখন আসি, দুপুরে বা কোনো যানজটে বাইরে থেকে, তখন কিন্তু আমার গা ও, কেমন জা নি চুলকায় বা কেমন জানি একটা রেশ অনুভব হয় আরকি। আপনার কি এমন হয় নাকি?
আর জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। না, আসলে কোনো ভালো দিকে নেই। একদম ঠিক বলেছেন। <chuckles> জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। অ্যালার্জি জনিত সমস্যা জি, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। ইয়ং জেনারেশন, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, এমন ঠিক বলেছেন। আসলে আমার কিন্তু আগে আ কোন অ্যালার্জি ছিল না। তো আমি হুট করে দেখছি যে, এই যে, এই ধরনের দূষি দূষণগুলোর ফলে, আ বায়ু দূষণগুলোর ফলে এটা নিয়ে না, আমার আপনার অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। আগে কিন্তু ধুলাবালি বা যেকোনো পরিস্থিতি কিন্তু আমি ঠিক ছিলাম। কোন অ্যালার্জি, হাঁচিকাশি কিছুই ছিল না। এখন একটু ধুলো ঢুক লেই ভাই, এই যে হাঁচি দিতে, দিতে মানে একটা অবস্থা খারাপ হয়ে যায়। তো আসলে ভাবুন, তাহলে ছোট বাচ্চাদের যখন বা আ ছোট যারা আছে, তাদের যদি এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের তাহলে তারা কি ধরনের সমস্যার মুখে পড়ছে বা যারা বয়স্ক
৩ টি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হু, হু। হ্যাঁ। থাক ভাই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উ জি, জি, জি, জি, জি। জি। জি, জি, জি, জি, জি। ভাই দেখেন, এই ছোট বাচ্চাদের কথা যেহেতু বললেন, আমি একটু আরেকটু বলি। সেটা হচ্ছে দেখেন, এই ওরা তো মানে আ লাইক জন্মের পরেই, শ্বাসকষ্ট রেগে আক্রান্ত হয়ে গেছে। যে ওদের আরো, আরো যে, ৫০ বছর বা ৬০ বছর পড়ে আছে। ওদের এই জীবনটা কীভাবে যাবে ভাই? বিষয়টা কিন্তু ভাবার বিষয়। যে আমাদের পরবর্তী জেনারেশন ধরেন, ওদের বাচ্চা-কাচ্চার ক্ষেত্রেও যদি আমি বলি, যেহেতু মানে এসব অনেক রোগই কিন্তু জিনগত, তাই না? ওরা কিন্তু জিনগত, জিনগত বহন করে, ওদের পরবর্তী জেনারেশন বা আমাদের পরবর্তী যারা আসবে মানুষ, তারাও কিন্তু এই যে রোগগুলা, এগুলার মানে লাইক সম্মুখীন হইতে হবে।
জি, জি। জি, একদম ঠিক বলেছেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই।

সমাধান তো অবশ্যই ভাই। এই যে সমাধান যদি আমরা বের করতে না পারি তাহলে সামনে আমাদের জীবন যে এত পরিমাণ কঠিন হয়ে পড়বে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখন এখন এখনই আমাদের যে একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে ভাই। সেটা বলার মতো নয়।
হুম, হুম। জি, জি। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই মানে ধরেন এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো সেক্ষেত্রে সমাধান বের করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে বিশেষ করে হচ্ছে পলিথিনের ব্যবহার কমাতে হবে, গাছপালা আপনার লাগাতে হবে। আর সরকারেরও অনেক আমি মনে করি যে সরকারেরও অনেক দায়িত্ব আছে এখানে যে যে যেহেতু আইনগুলি সবাই কিন্তু আ আইনগুলি সেভাবে মানা হয় না আসলে মানে আছে আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু সেভাবে মানি না।
হ্যাঁ। জি, জি, জি। জি, জি অবশ্যই। হ্যাঁ। এটাই তো ভাই, এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা ভাই মানুষের সচেতন। আমার কাছে মনে হয় ভাই আ মানে বাঙালিকে সচেতন বা বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশকে ভাই সচেতনতামূলক কথা বা ক্যাম্পেইন করে কোন লাভ নাই ভাই। লাইক যেমন কালকে যেমন হইছে ভাই রিক্শা উচ্ছেদন যে প্রক্রিয়াটা। এই যে সেম জিনিস যদি ভাই মানে বাংলাদেশের আইন যদি এরকম সব বিষয় যদি কঠোর হয় ভাই, বাংলাদেশের মানুষ এমনি সোজা হবে। বাংলাদেশ হচ্ছে ভাই ইউরোপ আমেরিকা থেকেও আগায় যাবে। আমার কাছে মনে হয় ঠিক না?
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, একদম ঠিক বলেছেন ভাই। এইজন্যই তো ভাই বাইরের দেশে ভাই এই যে ইউরোপ আমেরিকার কথা বললেন তারা তো এইজন্যই আসলে অনেকটা উন্নত, বা তাদের কিন্তু দেখবেন যে এই ধরনের কিন্তু সমস্যা গুলো খুব কমই হয় আসলে।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। কেন? তাদের মানুষ সচেতন ভাই, আমাদের মানুষ তো সচেতন না।
জি, সচেতন না। আসলে শুধু সরকার আইন করে দিবে। তা তাতেই যে কাজ হয়ে যাবে তা আসলেই আপনি একদম ঠিক বলেছেন। নিজে সচেতন না হলে যতই আইন দিক জি।
হুম। জি, জি, জি। জি, জি, জি, জি, জি ভাই আইন আইনের প্রয়োগ করতে হবে ভাই, মানে কঠোর আইনের প্রয়োগ করতে হবে।
<clears throat> একদম সঠিক বলেছেন। <chuckles> তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারপর আমাদের সচেতন হতে হবে এবং ধরুন যে আ ২ ১ জন বা বন্ধু বান্ধবরা মিলে যদি একটু শুরু করতে পারি, তাতে মনে হয় যে আমাদের দেখে অন্য কারও একটু ইচ্ছে থাকবে যে না আমরাও একটু এই ধরনের কাজগুলো করি। আর এভাবে করতে করতেই দেখবেন যে একটা সময় গিয়ে দেখবেন যে আ আমরা আসলেই কিন্তু সচেতন হতে পেরেছি বলে মনে হবে।
সেটা না। হুম। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। হুম। জি, জি, জি, জি, জি, জি ভাই যাক ভাই আপনার সাথে এই যে বায়ুদূষণ বা পরিবেশ নিয়ে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, যে এটা যে একটা গুরুত্বপূর্ণ জি জিনিস আমারও আসলে অনুভব হচ্ছে। আমিও চেষ্টা করব ভাই যাতে মানে আমার নিজ উদ্যোগে যদি কিছু করা যায় বায়ুদূষণ রোধনে। আশা করি আপনিও চেষ্টা করবেন, তাই না ভাই?
জি, জি। সেটা তো অবশ্যই ভাই। আর যাই হোক আপনার সাথে এই যে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ ভালো একটা সময় কেটে গেল এবং অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আবারও আপনার সাথে কথা হবে ভাই।
জি, জি, জি, হুম, হুম, হুম, হুম, জি, জি, জি, ভাই আমারও অনেক ভালো লেগেছে ভাই। আপনার সাথে কথা বলে আশা করি অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে ভাই ভালো থাকবেন, শুভরাত্রি।
জি, জি ভালো থাকবেন, সুস্থ থাকবেন শুভরাত্রি।